হ্যাঁ, তো আপনার কি মনে হয় না? যে, ক্যাটেগরি ভেদে, একেক জায়গায় পণ্য একেক রকম, একেক দিক দিয়ে বেস্ট, যেমন আ স্থানীয় বাজারে উ ভালো মাছ মাংস পাওয়া যায়। আবার আ আ ইয়া আপনার সুপার শপ এ ভালো প্যাকেট জাতীয় পণ্য, বা আপনার কসমেটিক্স আইটেম ভালো পাওয়া যায়। তো আ এই জিনিসটা কি আপনি কি মনে করেন যে, দুইটা ক্যাটেগরি আলাদা এবং দুইটা, দুইটা জায়গায় যে, ভালো, ভালো জিনিস পাওয়া যায়? দুই দিক থেকে? এভাবে কে সমন্বয় করে কেনাকাটা করা হয় নাকি?
জ্বি। হু, হুম। জ্বি। জ্বি, জ্বি। হু, হুম। অ্যা দেখ আ জ্বি, দেখুন আ আপনি যদি বলেন, যে, প্যাকেট জাতীয় দ্রব্য কিংবা উন্নত মানের বিদেশী কিছু আ কসমেটিক্স, <chuckles> কিংবা হচ্ছে আ কিছু, কিছু জিনিস রয়েছে যেগুলো হচ্ছে লোকাল বাজারে আপনি পাবেন না। এটা সত্যি কথা। আ তো এগুলা হচ্ছে বিলাসী পণ্য। আমি যদি মন মনে করি হ্যাঁ, তো বিলাসী পণ্যগুলো আপনি হাট বাজারে পাবেন না, লোকাল বাজারে কিনতে পাবেন না। কারণ এখানে দৈনন্দিন জীবনের চাহিদা মেটানোর জন্য যে, জিনিসগুলো সেগুলোই সবচেয়ে বেশি ওঠে। এবং হ্যাঁ, তো মে সেক্ষেত্রে যদি আপনি বলেন তাহলে আমি এগিয়ে রাখবো সুপার শপকে যে, হ্যাঁ, বিলাসী পণ্য, কসমেটিক্স আইটেম, আ প্যাকেট জাতীয় খাবার কিংবা প্যাকেট জাতীয় অনেক উম দ্রব্য সেগুলো হয়তো বিলাসী হ্যাঁ, ঘি, হ্যাঁ। এ এ ঠিক তাই। কিন্তু আপনাকে যদি বলে যে, একেবারে ঘানিতে মাওয়া, যদি একটা সরিষার তেল আপনি আমাকে সুপার শপে দেন, তাহলে কিন্তু আপনি পাবেন না। যদি আপনাকে বলা হয় আ যে, বিভিন্ন আইটেমের গুড় আমার দরকার, আ এগুলো কিন্তু পাবেন না। তো সুপারি, পান সুপারির একটা পসরার দোকান একটা সাইড এ শুধু পান সুপারিই বেচতেছে। হ্যাঁ, তো এইজন্য একটা যদি আপনি বলেন যে, একটা খাবো ভাজি, আ আ একটা মিঠে বড়া, একটা রসুনের বড়া, বেসন বড়া, আ কিছু হচ্ছে ঝুড়ি চানাচুর, মিষ্টির রস দিয়ে ঝুনি চানাচুর। এটা কিন্তু আপনি সুপার শপে পাবেন না। তো হ্যাঁ, কিছু জিনিস রয়েছে সুপার শপ আমাদেরকে দেয় এক্সট্রা এভাবে দেয়। এটা হচ্ছে একটা ক্যাটেগরির মানুষের জন্য। কিন্তু হাট সকলের জন্য উন্মুক্ত। এখানে সকলের আসলে অংশগ্রহণ থাকে।
হুম। জ্বী। হ্যাঁ। বিলাসী পূর্ণ, জ্বী। হুম। সবচেয়ে বেশি ভালো পাওয়া যায়। হ্যাঁ। হুম। দুধ দুধও থাকে। এ জ যেমন ঘি, দুধ এগুলো কিন্তু প্রয়োজনীয় অনেক সময় কিন্তু প্যাকেজে সেটা পাওয়া যাবে না, হ্যাঁ। জ্বি, অবশ্যই। সেটাই বলা আর কি। হুম। হুম। হ্যাঁ। আচ্ছা। হুম।